হুম, এরকম কিন্তু আসলে হয়ে থাকে মাঝে, মাঝে দেখা যায়, যে আমার একটা কাজ আছে, কিন্তু আমার আসলে ভালো লাগছে না, তার জন্য আমি বসে, বসে আসলে ওই কাজটা ফেলে, আমি ওই যে একটু ছবি দেখছি, আ বা একটু ওয়েব সিরিজে ১-২ টা হচ্ছে পার্ট দেখছি, আ বা একটা সি আ সে আ মানে এপিসোড দেখছি বসে, বসে। তখন কিন্তু দেখা যায় যে ওটা না করে, আমি কিন্তু অন্য কাজও করতে পারতাম হ্যাঁ, আর বিশেষ করে এটা কিন্তু আসলে যখন আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল আগে, আ তখন কিন্তু আমার আ এই জিনিসটা বেশি হত। তো দেখা যেত আমার আসলে কাজ আছে, সেখানে আমি না বসে, আ মানে ওটা না করে, ঘন্টার পর ঘন্টা বসে স্ক্রল করছি, রিলস দেখছি, মানুষের <clears throat> বিভিন্ন নিউজ দেখছি। এগুলো তো দেখলাম যে, টাইম আমার আসলে চলে যাচ্ছে। পরবর্তীতে আমি আসলে একটা সিদ্ধান্ত নিলাম যে, আ সোশ্যাল মিডিয়া
আচ্ছা। হ্যাঁ, ওকে। মানে অন্য ব্যাগ দিয়েও করতেছেন। আচ্ছা। কাজ ফেলে দিয়ে অন্য কিছু করতেন। আচ্ছা। হু, হু। পরিবর্তন আনা দরকার।
হ্যাঁ, পরিবর্তন আনা দরকার। বা সোশ্যাল মিডিয়া টা একদমই দরকার নেই, আমার জীবনের। আ তো এই ভাবনা থেকে আসলে আমি ডিলিট করে দিলাম অ্যাকাউন্ট। তো এখন মাঝে মানে গান শোনা হয় বা সিনেমা দেখা হয়। এটা তো আসলে বে একটু ই হয়।
আচ্ছা। <chuckles> বাহ! বেশ। ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি যেমনটা বললেন, আসলে যখন দেখলেন যে আ সোশ্যাল মিডিয়া থাকার কারণে আপনার যেসব কাজ করা দরকার, সে কাজ না করে আপনি ঘন্টার পর ঘন্টা ওখানেই ব্যয় করতেছেন। এবং যখন চিন্তা করলেন যে, আসলে পরিবর্তন আনা দরকার, কারণ এভাবে আসলে সময় অপচয় করলে তখন দেখা যাবে যে, সময়টা মানে কোন কারণে না, কোন কারণে আসলে নষ্ট হচ্ছে। আ তো এটার কারণে আপনি সোশ্যাল মিডিয়াটাই ডিলিট করে দিলেন। এবং এটা আসলে ভালো একটা উদ্যোগ নিলেন। কারণ সেটা করার ফলে হয়তো আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে এবং আপনি যেমনটা বললেন যে ঐ শো
হুম। জ্বি। অ্যা হ্যাঁ, আর এছাড়াও আরেকটা জিনিস হলো যে, দ দেখুন যে সোশ্যাল মিডিয়া তে কিন্তু মাঝে, মাঝে যেমন আ সান্ত্বনা, বা নিজেকে শান্ত রাখতে সাহায্য করে, তেমন কিন্তু একটা উদ্দীপনাও মাঝে, মাঝে বাড়িয়ে তোলে। যেমন আ দেখা গেল, আপনি আ মানে আম আ যদি আমার ক্ষেত্রে বলি মাঝে, মাঝে ম হলো, আমি এক এমন একটা পরিস্থিতি আছি বা আমার আসলে, আসলে আ লো ফিল হচ্ছে, কিন্তু আমি যখন মানুষকে দেখছি তখন মনে হচ্ছে যে, "তারা এত স কিছু করতে পারছে বা তারা আসলে হচ্ছে, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে, বা আমি কেন করতে পারছি না?" তো এইসব ভাবনা থেকেও কিন্তু মাঝে, মাঝে দেখা যায়, একটু খারাপ লাগা কিন্তু সৃষ্টি হয়। তো এটাও কিন্তু হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী।
হু, হু। আচ্ছা। একদমই ঠিক। জ্বী, জ্বী। উহু। নিজের মধ্যে খারাপ লাগে আরকি। আচ্ছা। হুম, হুম। বা একটু পরিবর্তন নিয়ে আসতেন আরকি, তখন আরকি যে আসলে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু দূরে থাকা দরকার। তো এসব পরিস্থিতিতে আপনি বিশেষ করে যেটা বললেন, যে আসলে মানসিক প্রশান্তি আনার জন্য, আপনি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে সরে গেলেন। তো বিভিন্ন পরিস্থিতিতে যখন আসলে দেখা যায় যে, আ কাজে কর্মের ধরেন একটু কাজের প্রেশার বা সেটা পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, বা অন্যান্য ক্ষেত্রে হোক। তো ওই সময়টুকু যেখানে আসলে আপনি হয়তো চাচ্ছেন যে, একটু সময় বের করে গান শুনবেন বা আপনি কিছু একটা মুভি দেখবেন, হয়তো সময়টা হচ্ছে না। তখন আপনি কিভাবে আসলে সময়টা বের করেন?
একদম।